আচ্ছা, আপনি পরীক্ষার চাপের মধ্যে কীভাবে চাপগুলোকে সামলান বা, এই বিষয়টাকে কীভাবে তখন ম্যানেজ করেন?
আচ্ছা, এটা দেখা যায় যে, এটা সবসময় হে এই চাপগুলো তৈরি হয়। যেহেতু এখনো আমি একজন স্টুডেন্ট এবং আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট। দেখা যায়, আমার প্রতি ৬ মাসে একবার করে ফাইনাল পরীক্ষা দিতে হয়। তারপর দেখা যায়, প্রতি ১ মাস বা, ১.৫ মাস অন্তর, অন্তর আমার mid term পরীক্ষা দিতে হয়। তো সবসময় আমার দেখা যায়, এই চাপগুলো আমি অনুভব করি। আবার আমি হলাম ধরেন, ক্লাসের যে ওই ফার্স্ট বয় যেগুলো থাকে বা, খুবই nerd টাইপের যে ছেলেগুলো থাকে, এমন না আমি। তো আমার ক্ষেত্রে যেটা হয় যে, আমি আগে যে সব পড়ে থাকবো, এমন হয় না। আমার ওই পরীক্ষার আগেই পড়াগুলো পড়তে হয়। দেখা গেলো পরীক্ষার আগে যেহেতু আমার আগে পড়ি না বা, অত বেশি একটা ফাঁকিবাজি করে থাকি। দেখা গেলো যে, আমার ওই সিলেবাসগুলো আস্তে, আস্তে বড় হতে থাকে। তো দেখা যায়, সিলেবাস যত আস্তে, আস্তে বড় হইতে থাকে, সিলেবাসের চাপটা আস্তে, আস্তে মাথা আসতে থাকে। তো অনেক বেশি চাপ তৈরি হয়া যায়।
হুম। আচ্ছা। ওয়াও! <chuckles> আচ্ছা। হুম। আচ্ছা, এইযে ফার্স্ট বয়ের কথাটা কিন্তু আপনি বললেন, মানে আ ফার্স্ট বয় আপনি <scoffs> না। তো, ফার্স্ট ভয় সম্পর্কে আসলে আপনার ধারণাটা কি? মানে যারা ঐযে ১ম হয় বা, দেখা যায় যে, আ এগিয়ে থাকে, তারা কিভাবে চাপ সামলান বা, চাপটাকে কিভাবে কমিয়ে নিয়ে আসেন?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তারা চাপ সামলান কীভাবে? বলতে গেলে আমি যদি বলি, তারা চাপ হয়তো তাদের চাপ থাকেই না। কারণ দেখা গেলো, যেটা আমি বল্লাম যে, আমার ক্ষেত্রে চাপটা তৈরি হয়, কারণ আমি সারা বছর বা, সারা সেমিস্টার <blows air> হয়তো পড়াশোনা করি না। পরীক্ষার আগে গিয়ে হয়তো সব পড়তে হয়। তখন আমার ওই পড়ার সিলেবাসের সব চাপগুলো আমার মাথায় আসে। কিন্তু তাদের ক্ষেত্রে যেহেতু তারা ফার্স্ট বয়, এই কারণেই তো তারা ফার্স্ট বয়। কারণ তারা সারা বছর পড়াশোনা করে, সারা মাস পড়াশোনা করে। তো দেখা যায় তাদের পরীক্ষার আগে ওই তাদের সময় প্রয়োজনও হয় না। আমাদের যেমন আমাদের মতো ছেলেদের যেমন যারা হলো পড়াশোনা করে না, তাদের জন্য পরীক্ষার আগে ২ ৩ দিন যে গ্যাপ থাকে, ওই গ্যাপগুলো অনেক কম মনে হয়। মনে হয় যে, না, আরো কিছু গ্যাপ থাকলে ভালো হতো।
যেমন? আচ্ছা। হুম। <laughs> জি। আচ্ছা, আপনি তো এখানে বুঝতেই পারছেন যেহেতু আপনি নিজেই বলছেন যে, যারা ফার্স্ট বয় তারা সারা বছরই পড়াশোনা করে। যার কারণে তাদের কোন চাপ থাকে না। তো আপনার কখনো মনে হয় না যে, আমিও সারা বছর পড়াশোনা করবো, পরীক্ষার আগে কোন চাপ নিব না?
হ্যাঁ, হ্যাঁ। এটা বলতে গেলে সত্যি বলতে কি, এটা মনে হয়, সবসময় মনে হয় এবং সবচেয়ে বেশি মনে হয় যে এটা পরীক্ষার আগের সময়। যখন চাপগুলো তৈরি হয়, তখনই এটা মনে হয় যে, না, আমার উচিত ছিলো আগে পড়ে ফেলা, উচিত ছিল ওর মতো যেরকম নোট করে, করে পড়ে। আমারও উচিৎ ছিল এরকম সবসময় নোট করে, করে, করে, করে পড়ে, এখন আইসা এটলিস্ট এই চাপগুলো থাকতো না আমার সামনে। এটা সবসময় আমার কাছে মনে হয়। দেখা গেলো এটা করা হয়ও না, সবসময় মনে হলেও দেখা গেলো যে, যখন পরীক্ষা শেষ হয়ে যায় একবার যখন পরীক্ষা শেষ হয়ে যায়, তখন আর এগুলো মাথায় থাকে না। তখন চিন্তা থাকে যে কীভাবে এঞ্জয় করা যায়? কীভাবে এটা করা যায়? ওইটা করা যায়? আবার দেখা যায় যে, ওরকম এঞ্জয় শুরু হয়ে যায়।
<giggles> আচ্ছা। হুম। হুম। <giggles> আচ্ছা। তো পরীক্ষার পরে ধরেন, এইযে যখন এঞ্জয় করেন, তখন কি মাথার মধ্যে একটুও চাপ অনুভব হয় না? যে, আমি আসলে এইযে সময়গুলোকে নষ্ট করছি, দেখা গেলো আবার যখন পরীক্ষা আসবে, তখন তো আবার এই প্রেশারটা আমাকে নিতে হবে? কারণ, আপনি রিসেন্টলি এই প্রেশারটা কিন্তু নিয়েছেন। পরীক্ষার পর, পরই কিন্তু সেটা আপনার মনে থাকার কথা যে, আমার উপর দিয়ে অনেক বিশাল একটা চাপ গেছে। তো এই জিনিসটাও কি আপনাকে আ আগ্রহ তৈরি করার কোনো মানে কারণ হয় না যে, এ না সারা বছরই পড়ি একটু, একটু করে।
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সত্যি বলতে, এই প্রশ্নটা আমার হাসিও আইসা পড়ে। কারণ, দেখা যায় যে আমাদের আমাদের মতো ছেলে যারা আছে, যারা back bencher বা, পড়াশোনা একটু ফাঁকিবাজ। তাদের ক্ষেত্রে যেটা হয় যে পরীক্ষা শেষ হওয়ার আগের দিন বা, শেষ পরীক্ষার দিনই আমাদের মনে দেখা গেলো লাড্ডু ফুটতে থাকে, এমন একটা কথা। বা, আমরা খুশি হইতে থাকি যে, হ্যাঁ, আজকে পরীক্ষা শেষ। আজকে থেকে চাপটা মাথা থাকবে না, শেষ। এখন ১ মাস, ১.৫ মাস পড়া শুরু হয়ে যাক, সমস্যা নেই। ১ মাস, ১.৫ মাস আ সুন্দর ঘুরবো। ১ মাস, ১.৫ মাস আরামে থাকবো। হয়তো বইও কিনব না। দেখা গেলো আপনি যেটা বললেন যে, পরীক্ষার পরে আমি চিন্তা করবো যে, হ্যাঁ, এখন থেকে শুরু করবো। আমাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে, পরীক্ষার পরে আমরা দেখা গেলো নতুন সেমিস্টার শুরু হয়ে যায়, পড়াশোনাও শুরু হয়ে যায়। দেখা গেলো first এ bencher যারা আছে বা, ফার্স্ট বয় যারা আছে, তারা বই কিনে বই পড়াও শুরু করে দেয়। আমরা দেখা যায় ২ ৩ মাস বইও কিনি না এমনও হয়। মানে বই হয়তো টিচার অনেক আগে সাজেস্ট করেছে হ্যাঁ।
হুম। <giggles> হুম। <giggles> হুম। হুম। আহা! মানে এমনটা কেন? মানে আপনাদেরকে হচ্ছে আ টিচাররাও কি কিছু বলে না যে, "আ বই কেন কিনছ না?" বা, জিজ্ঞেস করে না যে, "বই কোথায়?" বা, আপনাদেরকে কি একবারও মনে হয় না? বিশেষভাবে আপনার?
এই জিনিসটা হলো দেখা গেল যে, এই জিনিসটা সুযোগ হয় না টিচারদের বলার। কারণ, যেহেতু আমি এখন ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো এখন আর ওই টিচাররা স্কুল টিচারদের মতো বাসায় এসে, এসে তো দেখে না যে কে বই কিনেছে, না কিনেছে। ক্লাসে দেখা গেল অনেক সময় টিচার জিজ্ঞেস করে যে, "তোমরা বই কিনছো কিনা?" বা, এমন কোনো কিছু। তখন দেখা যায় যে, আমি আমরা আরকি বইলা দেই। মানে মিথ্যা কথাই বইলা দেই। যদিও খারাপ। বল বইলা দেই যে, হ্যাঁ, "স্যার বই তো কিনেছি। বই বাসায় রেখে আসছি। বই সাথে নাই।" এমন কিছু বলে, দেখা গেলো ওই জিনিসটাকে কোনোভাবে এড়িয়ে যাই।
হুম। আচ্ছা, আচ্ছা। <giggles> আচ্ছা। আচ্ছা। আরেকটা বিষয় হলো কি? এইযে সারা বছর না পড়ে। ধরেন এইযে পরীক্ষার আগে পড়ে যে পরীক্ষা দেন। অ্যা তো এটা স্বাভাবিকভাবেই কিন্তু যারা সারা বছর পড়ে তাদের মতন কিন্তু ফলাফলও আসে না। তো সেক্ষেত্রে আপনাদের কোন আফসোস হয় না যে, ভালো রেজাল্ট করতে পারলাম না বা ভালো মার্কস আসলো না?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আফসোস হয় না বলতে আমাদের খুব, মানে সবচেয়ে বেশি আশা যেটা থাকে সেটা হলো, যাতে এই সেমিস্টার আবার পড়তে না হয়। মানে এটাই হলো আমাদের সবচেয়ে বেশি আশা আরকি, বলতে গেলে যে কোনোভাবে যেতে ফেল যাতে হয়ে না যাই। তো সেই ক্ষেত্রে দেখা যায় যেহেতু, যেহেতু আমরা সারা বছর পড়াশোনা করিনি বা ফার্স্ট বয়রা অনেক বেশি পড়াশোনা করেছে তারাও পাশ করবে। আমরাও শুধু, শুধু পাস তো আর করতে পারবো না। আমাদের মোট ওই পরিশ্রমটা করতে হয়। তখন দেখা যায় যে পরীক্ষার আগে যে ২-৩ দিন বা ৫ দিন সময় আমরা হাতে পাই। ওই সময়টাকে আমাদের কাজে লাগাইতে হয়। তো ওই সময়টা কাজে লাগানোর জন্য আমরা যে কাজটা করে থাকি। দেখা যায় অনেক ক্ষেত্রে হলে, আমরা টাইম টেবিল তৈরি করি বা রুটিন তৈরি করে থাকি। রুটিনের মধ্যে দেখা যায় ওই রুটিনটা ব্যবহার করে একটু পড়ার চেষ্টা করি মানে এ জিনিসটা হলো কি? দেয়ালের পিঠ ঠেকলে সবাই সবকিছু করে। তো দেখা যায় যখন আমাদের দেয়ালের পিঠ থেকে যায়। পরীক্ষা এসে পড়ে তখন দেখা যায় আমরা অনেক ঠিকভাবে হয়তো সময়টাকে ওভাবে করে। তখন দেখা যায় ফোন ইউজ করি না এমন।
<laughs> আচ্ছা। হুম। হুম। হু। ওয়াও! হুম, হুম। আচ্ছা তখন কি কোন আপনার মধ্যে অনুশোচনা আসে? যে এইযে এ সারা বছরটা আমি পড়িনি। এখন এইযে আমার নাকে মুখে পড়তে হচ্ছে বা এতো পরিমাণ পড়ার প্রেশার। অ অনেকের কিন্তু এমনটাও আসলে হয় যে, এইযে এই সময়টায় পড়ার চাপ নিয়ে তখন পড়ার প্রতি কিন্তু অন্যরকম একটা ভালোবাসা, ভালোলাগাও কিন্তু তৈরি হয়। যে আরে এই বিষয়গুলা তো ইজি পড়লেই তো পারতাম। এতটা সময় কেনো পড়িনি। এমন ভালোলাগা ভালোবাসা কি তখন তৈরি হয়?
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তখন সত্যি বলতে হ্যাঁ, অনেক সময় এমন হয়। অনেক সময় দেখা যায় যে, Mathematical যে সাবজেক্ট গুলা থাকে বা অংকের যে সাবজেক্ট গুলা থাকে। ওগুলা ক্ষেত্রে দেখা যায় যে, কয়েকটা অঙ্ক করলে যখন বুঝতে পারি। যেহেতু প্রেশারটা থাকে তখন চেষ্টা করি ভালোভাবে। সিরিয়াসভাবে যেহেতু অঙ্কগুলা করি দেখা গেলো সহজে বুঝতে পারি। তখন চিন্তা হয় যে আরে এ অঙ্কগুলা তো খুবই সহজ ছিল। এগুলা তো আগে করলে এখন আর এই চাপগুলা নিতে হতো না। বা আগে করলেই হইয়া যেত। এত স কঠিন কিছু ছিল না। তখন দেখা যায় যে ওইগুলা প্র্যাকটিস করি। কয়েকবার করার পরে দেখা যায় যে হ্যাঁ, সত্যিই ভালো লাগছে। তখন মনে হয় যে, এই সাবজেক্ট টা যদি আবার আসে next semester হলে দেখা যায় যে এই সাবজেক্টটা খুব ভালোভাবে করতে পারবো। আমি শুরু থেকেই করতে পারব। এমন মনে হয় আরকি হ্যাঁ।
হু। জী। হু, হু। <laughs> ভালো করব। আচ্ছা, আচ্ছা। পরবর্তীতে কি সেটা থাকে? মানে শুরু করেন? বা ভালোবাসাটা কি আ টিকে থাকতে পারে?
ওই যে, যেটা বললাম যে আমাদের শেষ দিন, পরীক্ষার শেষ দিনই হল আমাদের সবকিছু মাথা থেকে চলে যায়। পরীক্ষা নিয়ে বা পড়াশোনা নিয়ে আর কোনো কিছু চিন্তাও থাকবে না। দেখা গেলো এই জিনিসটা হলো আমাদের দেখা যায় যে অভ্যাসগত একটা জিনিস। ছোটবেলা থেকে যখন দেখা যেত যে, ডিসেম্বর মাস আসতো তখনই আমাদের কাছে মনে হইত যে, পড়াশোনা থেকে ১ টা মাস আমরা বিরতই থাকবো। দেখা গেলো নভেম্বরে আমাদের ফাইনাল পরীক্ষা হইয়া যাইত হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এমন, ১ টা মাস সম্পূর্ণ আমরা এখন ফ্রি থাকব। নানু বাড়ি যাবো, দাদা বাড়ি যাবো গিয়া সুন্দরভাবে ঘুরবো। কোন ধরনের পড়াশোনা থাকবে না। মা কিছু বলবে না, বাবা কিছু বলবে না। টিচার থাকবে না, টিচাররা হোমওয়ার্ক দিবে না। ঐটা থেকেই আস্তে, আস্তে হয়তো এখনো ওই অভ্যাসটা <blows air> থেকেই গেছে যে, পরীক্ষা যেটাই হোক। দেখা গেলো মিড-টার্ম পরীক্ষাও যদি শে শেষ হয়, তখনো যে মনে হয় যে, হ্যাঁ, একটা রিলিফ মাথায় আসছে যে হ্যাঁ, এখন তাহলে একটু আরামে ঘুরতে পারবো, সবকিছু করতে পারব।
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। পুরাণ বইকে বিদায় এমন বিষয়? হুম। <laughs> হ্যাঁ। আচ্ছা, ডিসেম্বরের পরে তো জানুয়ারি আসত, তাই না? তো জানুয়ারি তে কিন্তু নতুন বই দেওয়া হত। সেই বই পাওয়ার পরের অনুভূতিটা জানতে চাচ্ছি।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ও ঐটা যদি বলি, যেহেতু ছোট ছিলাম, তখন নতুন সবকিছুই ভালো লাগতো। নতুন যাই হয়তো দেওয়া হইতো, দেখা গেল আমাদের ঈদের সময় যদি কথা বলি। ঈদে আমরা যখন নতুন জামা কাপড় পাইতাম, আমরা খুব খুশি হইতাম। ওই সেম বা, ওই সমান খুশিটাই আমরা হইতাম হইলো যখন জানুয়ারিতে নতুন বইগুলা পাইতাম। একটা উৎসবমুখর পরিবেশ থাকত। স্কুলে সবাই একসাথে গিয়ে নতুন বইগুলা কালেক্ট করতাম। নতুন বইয়ের আমার আবার একটা interestingly খুবই ভালো বা, খারাপ কি বলবো আপনি জানেন? বলতে পারেন যে, আমার নতুন বইয়ের যে ঘ্রান থাকে, ওই নতুন বইয়ের ঘ্রাণটা খুব ভালো লাগতো। সবসময় নিতে খুব পছন্দ করতাম যে, হ্যাঁ, নতুন একটা বই আমার কাছে আছে। তা আমিস আমি যেটা করতাম যে বই হ্যাঁ, হ্যাঁ। আমি যেটা করতাম যে বই স্কুল থেকে নিয়ে এসে বাসায় এসে সাথে, সাথে ওই <smacks lips> মলাট করে ফেলতাম। যেটা বলে যে, ইয়া দিয়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ক্যালেন্ডার দিয়ে মলাট করে ফেলতাম। মানে আ আমার যে জিনিসটা হলো যে, নতুন আমার বই নতুনই থাকবে। দেখা গেল সারা বছর এমন নতুনই থাকব। যদিও ১ মাস পরে আমার হয়তো পেজ ছিঁড়ে যায়। ঐটা ব্যাপার না। কিন্তু শুরুর দিকে সবসময় ইচ্ছা থাকতো যে, "হ্যাঁ, আমার এই নতুন বই সারা বছর নতুনই থাকবে। কোন ধরনের কেউ ফুলের টোকাও দিতে পারবা না আমার বইয়ে।" এমন আরকি একটা পরিবেশ হইতো। হ্যাঁ।
হুম। হুম। আচ্ছা। হু, হু। ও! বাহ! হ্যাঁ, এমনটা কিন্তু শোনা যায়। মলাট করা। হ্যাঁ, হ্যাঁ। অনেকেই মলাট করতো। হুম। আচ্ছা, এই বই ছিঁড়ে যাওয়ার বিষয়টায় আসলে একটু জানতে চাচ্ছিলাম যে, আ বিশেষভাবে কিন্তু বই ছিঁড়ে যাওয়ার বে বিষয়টা অনেকটা শোনা যায় যে, এটা কিন্তু ঘটে ফার্স্ট বয় যারা থাকে বা, যারা প্রচুর পরিমাণ পড়ে, বারবার পেজ উল্টায়, তাদের সাথেই কিন্তু এমনটা অনেক বেশিরভাগ হয়। যে পড়তে, পড়তে বই ছিঁড়ে যাওয়া বা, মার্ক করতে, করতে বই আ পু পুরনো হয়ে যাওয়া অনেক তাড়াতাড়ি। আ বিষয়টা কি তখন স্কুলে থাকা অবস্থা আপনার এমন ছিল? আপনি যেহেতু বই ছিঁড়ে যাওয়ার বিষয়টা উল্লেখ করলেন?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সত্যি বলতে হ্যাঁ স্কুলের সময় আমি একটু মিডিয়াম স্টুডেন্ট ছিলাম বলতে গেলে। কিছু পড়াশোনা করতাম আবার অনেক সময় পড়াশোনা নাও করতাম এমনও ছিল। দেখা গেলো কয়েকদিন পড়াশোনা করতাম, তখন তারপর হয়তো একটু ফাঁকিবাজি করতাম। তারপরে যখন আবার ঘর থেকে হয়তো একটু শাসন করতো, তখন আবার পড়াশোনা শুরু করতাম। আমার ক্ষেত্রে দেখা যাইতো ২ ভাবে আমার বইটা ছিঁড়তো। অনেক ক্ষেত্রে দেখা যাইতো যে পড়ার কারণেও বইটা ছিড়তো, অনেক ক্ষেত্রে দেখা যাইতো যে আমার বন্ধুদের সাথে যখন ধরেন মজা করতাম, বই অনেক সময় বই ছুঁড়ে মারতো আমাদের দিকে, আমরাও মারতাম। আ আস্তেই মারতাম অবশ্যই, হয়তো কোনো hurt করা হইতো না বা ব্যথা পাইতো না কেউ। দেখা গেলো ওইসব কারণেও বই ছিড়ে যাইতো।
হুম। হুম। আচ্ছা। কিন্তু এইযে আপনি এখন বলছিলেন যে আপনি ইউনিভার্সিটির লাইফ এ আছেন। তো এখনো নিশ্চয়ই সেমিস্টার শেষ হলে তখন নতুন বই কিনতে হয়, নতুন বই আসে। তো আপনার ওইযে স্কুলের যে অনুভূতি আর এইযে এখনকার যে অনুভূতি, ২ টোর মধ্যে কি কোনো তফাৎ আছে?
হ্যাঁ। হুম, হুম। তফাৎ আছে বলতে অনেক তফাৎ তৈরি হয়। দেখা গেলো, এখন যেহেতু বড় হয়েছি বা ম্যাচিউর যেহেতু হয়েছি তখন আগের সময়ের যে একটা আনন্দ ছিল ওই আনন্দটা এখন আর পাচ্ছি না। এখন এ ক্ষেত্রে যেটা দেখা যায় যে পরীক্ষা যে চাপগুলা থাকে, ওই চাপগুলা কীভাবে সামলে উঠবো বা সামলে ওঠার পরে যে সময়টা আসে একটু relief পাই। তারপরে দেখা যায় যেটা বললাম যে ১ মাসের মাথা আবার পরীক্ষা আইসা পরে। তখন আবার নতুন করে চিন্তা করতে হয় যে, "কিভাবে নতুন করে আমার পড়াগুলা আবার শেষ করতে পারবো।" দেখা যায় যে প্রতিদিন যে সময়গুলা পাই; একটু, একটু সময় পাই। ওই সময়গুলা কাজে লাগানোর ট্রাই করি। অনেক ক্ষেত্রে দেখা যায় যখন অনেক বেশি পড়া জমে যায়, তখন চেষ্টা করি যে হয়তো আমাদের যে টিচারগুলা আছে বা professional যা কারা কেউ যে আছে যারা, তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের পরামর্শ নেওয়ার বা সিনিয়র যে ভাইগুলা থাকে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া যে, "কীভাবে আমি এখন এই পরীক্ষার যে চাপগুলা তৈরি হচ্ছে এটা কিভাবে ম্যানেজ করবো?" তারা অনেক ক্ষেত্র যেমন বলে থাকে যে, "সবসময় পড়তে হবে" বা তাদের ক্ষেত্রে তারা যেই টিপসগুলা আমাদের দিয়ে থাকে যদি বলতে চাই, তাদের টিপস থাকে যেমন যে, "১ ঘন্টা পড়বা, তখন ২ মিনিট একটু বিরতি থাকবে বা ৫ মিনিট বিরতি থাকবে, তারপর আবার ১ ঘন্টা পড়বা" এমন বা অনেকে বলে যে, "২০-২৫ মিনিট পড়বা তারপরে হলো কিছু পাঁচ থেকে দশ মিনিট হাঁটাচলা করবা, একটু বিরতি থাকবে ব্যায়ামের মতো, তারপরে আবার পড়াশোনা করবা।" আরেক ধরনের যেমন আরেকজন আমার ১ টিচার, আমার এখনো মনে আছে আমার টিচার আমাকে এই পরামর্শ দিয়েছিলো পরীক্ষার আগে পড়ার জন্য যে, "active revision দিবা। active revision মানে কি? তুমি ১ টা পেজ" হ্যাঁ।
হুম। হুম। হুম। হুম। হুম। আচ্ছা। হুম। হুম। আচ্ছা এইযে টিপসগুলো আপনি যখন নিতেন, হ্যাঁ? নরমালি তো আপনি অ্যা যেটা বলছিলেন যে সারাবছর পড়াটা আপনার পছন্দ না বা আপনি পড়েনও না। তো পরীক্ষার আগে গিয়ে এইযে এত, এত টিপস যখন আপনি নিতেন, যারা আসলে আপনাকে দিতো, তারাও হয়তো একটু জানতো যে আপনি সারাবছর পড়েননি। তো তারা কোনোভাবে বিরক্ত হওয়া বা আ টিপস দিতে অনাগ্রহী এরকমটা হতেন না যে, "তুমি তো সারাবছর পড়োনি, আম কি ধরনের আর টিপস দিবো।" শেষবেলায় এসে মানে ক এরকম ধরনের কোনো সিচুয়েশন কি হতো?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ স সত্যি বলতে এখানে যে জিনিসটা হয় অনেক টিচারই এমন হতো যে বলতো যে, "তোমাকে তো শুরু থেকেই বলতেছিলাম, সেমিস্টারের শুরু থেকেই যে পড়াশোনা শুরু করো।" তাদের ক্ষেত্রে দেখা যেতো যে তাদের কাছে হয়তো বেশি যাইতাম না। কারণ স্বাভাবিক তখন আমার হলো প্রয়োজন হলো হেল্প বা টিপস বা এডভাইস দরকার; তখন যদি তারা আমাকে শাসন করে, দেখা গেলো যে তখন ভালো লাগবে না। পড়াশোনার যে একটু ইচ্ছা তৈরি হবে ওইটাও চলে যাবে। সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করতাম যে, যেই টিচারটা আমাদের সাথে সবচেয়ে বেশি kind থাকে বা সবচেয়ে বেশি মানে হৃদয় দিয়ে কথা বলে তাদের কাছে যাওয়ার চেষ্টা করতাম। তাদের ক্ষেত্রে যেমন একটা অভিজ্ঞতা যদি আমি শেয়ার করি যে, আমার ১ টিচার; যে টিচারকে আমি খুবই সম্মান করি। উনি আমাকে একবার এই টিপসটা দিয়েছিল যে, "তুমি active revision এর মাধ্যমে পড়াশোনা করবা পরীক্ষার আগে। active revision মানে কি? মানে হলো তুমি ১ পেজ পড়বা, পড়ে একটা খালি খাতায় ওইটা লেখার ট্রাই করবা; যে কি, কি তোমার মনে আছে। তো যে, যে জিনিসগুলা মনে আছে ওটা তো হলোই। যে, যে জিনিসগুলো মনে নেই, ঐগুলা জিনিস আবার একটা পেজ এ লিখে ওগুলা আবার মুখস্থ করে আবার লিখবে এমন।" এমন হ্যাঁ, হ্যাঁ। active revision করবা, হ্যাঁ, এটা বলা এটা বলেছিলো। এটা আমার খুব ভালো লেগেছিলো এবং যেটা বলতেছিলেন যে, অনেকেই এমন গাল-মন্দ করতো, হয়তো তাদের কাছে আর যাইতাম না পরে। যারা হয়তো ভালোবেসে একটু অ্যাডভাইস দিতো তাদের কাছেই যাইতাম।
হুম। হুম। বাহ! ওয়াও! হ্যাঁ, লিখার কারণে হচ্ছে বিষয়টা প্র্যাকটিস হয়ে গেলো। মনে রাখতে হ্যাঁ। হু, হু, হু। জি, জি। আচ্ছা ধরেন এইযে যারা সারাবছর পড়তো তারা অবশ্যই হচ্ছে ভালো রেজাল্টও করতো। তো আপনারা যখন এভারেজ পেয়ে বা ধরেন আ আপনি যেটা বলছিলেন যে, "পাস করাটাই আপনাদের কাছে বড় বিষয়।" তো কোনো রেজাল্ট comparing এর বিষয়টা আসতো না? বা টিচাররা যখন তাদের প্রশংসা করতো আ এটা কিন্তু দেখাই যায় যে, যারা অনেক ভালো রেজাল্ট তাদের আলাদাভাবে কিন্তু একটু আ সম্মান, ভালোবাসা বা কেয়ার নেয়া হয়। তো তখন এটা দেখে আপনাদের মধ্যে কি কোনোভাবেই কাজ করতো না? যে, ঈর্ষা করেও তো অনেকে পড়াশোনা করে যে, "ও পেয়েছে আমারও পেতে হবে বা আমিও পড়বো, কেনো একাই ও আসলে সম্মান পাবে, ভালোবাসা পাবে?" তো এই ধরনের inspiration কখনো আপনার মধ্যে আসে নাই যে, "আমারও পেতে হবে?"
হু, হু।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 এইক্ষেত্রে যদি ১ টা আমার অভিজ্ঞতা শেয়ার করি বা আমার একটা সময়ের কথা শেয়ার করি; ক্লাস 7 এর কথা আমার মনে পড়ে। তখন হলো আমরা, তখন আমি ঐ ওরকম এভারেজ স্টুডেন্টই ছিলাম। মাঝে, মাঝে পড়তাম। ১ দিন দেখা গিয়েছিলো যে আমাদের ক্লাসে যে ফার্স্ট বয় হয়েছিলো তাকে স্যার অনেক বেশি প্রশংসা করতেছিলো। তো আমি তখন খুব খারাপ লেগেছিলো আরকি আমার কাছে, যে আমি কারণ পাশে আমি বসেছিলাম। আর ফার্স্ট বয় আমার পাশে বসেছিলো এমন। তো আমার পাশে বসে ছিল ওকে এত বেশি প্রশংসা করতেছে, আমাকে কিছুই করলো না। তখন দেখা যায় ঐ জিনিসটা আমার খুব খারাপ লেগেছিলো। মানে নিজের মধ্যে খারাপ লেগেছিলো যে কেন পড়ি না হ্যাঁ, হ্যাঁ। তখন ওই খারাপ লাগা থেকে আমি পরের বছর অনেক বেশি পড়াশোনা করেছিলাম। তখন আমাদের 8 এ যেমন JSC ছিল, তখন JSC তে আমি A+ পেয়েছিলাম। ওই খারাপ লাগা থেকে আমার এই উন্নতিটা হয়েছিলো আরকি।
হুম। হুম। আসলেই তো, খারাপ লাগাটাই তো স্বাভাবিক। বাহ! ওয়াও! আচ্ছা, এই এত মানে ব বিষয়টা কিন্তু বলা যায় এত চমৎকার একটা বিষয়, যেটা আপনার ছোটবেলাতেই আপনার সাথে ঘটেছে। তো বড় হয়ে তো এটা থেকে অ্যা শিক্ষা পাওয়া বা এই জিনিসটা ধরে রাখার এমনটাই তো কথা হওয়ার কথা ছিল?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা হলো এখন জিনিসটা কি অভ্যাস যখন হয়ে যায় অভ্যাসগুলো আস্তে, আস্তে পরিবর্তনও করা যায় না। সেইক্ষেত্রে হলো ওই অভ্যাসের মধ্যে হয়তো cycle হিসেবে ঘুরতে থাকে। অনেক কিছুই থাকে।
আচ্ছা, আচ্ছা। যাই হোক খুবই ভালো লাগলো কিন্তু আপনার সাথে কথা বলে। খুবই ভালো লাগলো, ভালো থাকবেন।
আপনার সাথেও কথা বলে খুব ভালো লাগলো। ধন্যবাদ। ভালো থাকবেন।
আপনাক